ও হ্যাঁ, এক্সারসাইজ হয়। আমি এক্সারসাইজের এক্সারসাইজ টাও করছিলাম আরকি। যেহেতু ভাই ইন্টারনেট নাই, সেহেতু কোনো কাজকামও নাই। বাইরে যাওয়া যাবে না। তো বাইরে, বাইরে যদিও এলাকার ভিতরে গেছিলাম আ একটা দোকান খোলা ছিল। তো ওই দোকানে বসে আ ২ ৩ ঘন্টা আড্ডা হত।
হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জ্বি, জ্বি। হ্যাঁ। <chuckles> জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। তা তো বেশ ভালো। আসলে কি এই যে, ফোনটা না ব্যবহার করার ফলে না, আমিও যেটা দেখেছি, যে, হ্যাঁ, ওই সময় মতো ঘুমিয়ে পড়েছি। সময় মত ঘুম থেকে উঠেছি। ঠিক আছে? তারপরে এই যে, সময় মতো যেহেতু ঘুম থেকে উঠতে পেরেছি, তাহলে ওই যে, সকালের নাস্তাটাও করা হয়েছে। না হলে দেখা যায় বেশিরভাগ সময় নাস্তা না করেই বের হয়ে পড়া লাগতো। ঠিক আছে? এবং এর পাশাপাশি যেটা দেখেছি, যে, হ্যাঁ, বাসা-বাড়িতে যে, অনেক কাজকর্ম থাকে। যেমন আমি তো আমার রুম হতে শুরু করে পুরা বাসা গুছিয়ে ফেলেছি। ঠিক আছে? কারণ কাজ তো দরকার। ঠিক না? কিছু না কিছু তো করে থাকতে হবে। তো একদম বাসায় তো চুপচাপ বসে থাকা যায় না। তো দেখা যায় যে, পুরো বাসা গুছিয়ে ফেলেছি। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্নভাবে হ্যাঁ।
তো <chuckles> হ্যাঁ। উ জ্বী। <chuckles> হ্যাঁ। উ জ্বী। উ জ্বী। <chuckles> একদম ভাই। <chuckles> জ্বি। আবার যেগুলো রিপেয়ার করা পসিবল ছিল, সেগুলো রিপেয়ার ও করে ফেলছি।
জি, জি, একদম। যে, যা, যা দরকার একটু ইলেকট্রিক লাইন এর একটু সমস্যা হয়েছে, আমিই তখন ইলেকট্রিশিয়ান কারণ আমার তো আসলে দক্ষতাটা আছে। একটু, একটু ছোটখাটো খুঁটি নাটি শিখেছি। কিন্তু দেখা যায় যে, সেটা আসলে কোনো সময় কাজে লাগানো হয়নি। এখন বসে, বসে যা লেগে গেছে বের করে রিপেয়ার করার চেষ্টা করেছি। যা পেরেছি তো পেরেছি, যা না পেরেছি তা নষ্ট করেছি আরো। তবে ভালোই সময় কেটেছে। <laughs> এবং আরেকটা জিনিস যেটা বেশ হয়েছে হ্যাঁ, হ্যাঁ।
<chuckles> আ জী। <chuckles> সেটাই। <sneezes> <laughs> ভাই। এটাই ভাই। আমি তো অনেক, আমি তো ভাই কয়েক পেজ উপন্যাসও লিখে ফেলছি ভাই। এটার ভিতরে। <chuckles>
ওহহো! তাই নাকি? তাহলে তো একটু পড়া দরকার আসলে উপন্যাস। আপনি আসলে কেমন ধরনের লেখক সেটাও একটু জানতে পারলে ভালোই লাগবে। <chuckles>
অ্যা না ভাই, এটা এটা আসলে প্লট তৈরি করা ছাড়া, এটাকে আরকি একটু কাস্টমাইজড কা মানে একটা প্লটে নিয়ে আসতে গেলে এখানে একটু AI এর হেল্প লাগবে। মানে আমি যেটা লিখেছি সেটাকে আরকি আ সম্পূর্ণটা আ AI তে দেওয়ার পরে ওইটাকে আবার আ ইয়ে করা লাগবে। মানে সামারাইজ করা লাগবে। সামারাইজ করে তারপরে ওইটাকে একটা শেইপে নিয়ে আসা লাগবে।
হুম, হুম। ওহো! আচ্ছা। হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ।

বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে ওটা করুন। আমি আশা করি যে এটা আসলে আমিও পড়তে পারবো। আমার ভালো ইচ্ছা জাগছে শুনে যে আপনি আসলে একজন উপর একটি উপন্যাস লিখেছেন। তবে আরো একটা জিনিস ভালো হয় কি জানেন? যে আমরা না এই যে, দেখবেন যে সচরাচর সারাদিন তো ব্যস্ততার মধ্যে থাকার পর যখন বাড়িতে ফিরি, আ যে ওই একটু খাওয়া দাওয়া করে রাতে আসলে যে যার মতো রুমে চলে যাই বসে বসে মোবাইল ফোন টিপছি, সোশ্যাল মিডিয়া দেখছি, ইউটিউব দেখছি এবং এরপর ঘুমিয়ে যাই। তো দেখা যায় কি যে, এই যে সময়টুকুর মধ্যে না আসলে পরিবারের সাথেও তেমন একটা যোগাযোগ হয় না, গল্প করা হয় না। তো যখন আসলে মোবাইলটা না ব্যবহার করি, তখন দেখা যায় ওই সময়টাতে আমি বেশ অ্যাকটিভ পুরো বাসার ভেতরে সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, গল্প করছি। কি, তারপরে হচ্ছে গিয়ে এই রাজনীতি নিয়ে কথা বলছি। তারপরে হচ্ছে গিয়ে যে কোথায় যাচ্ছে দেশ দেশের ফিউচার মানে একদম বলতে গেলে যে হ্যাঁ।
<clears throat> <chuckles> এন জি। হ্যাঁ। উম জি। হ্যাঁ। উম জি। হ্যাঁ। উন জি। হু, হু। হ্যাঁ। <laughs> হ্যাঁ। একদম। <chuckles> আরে অন্য রকম একটা, সৃজনশীলতার সৃষ্টি হয়ে গেছে। তবে ব্যাপারটা হল মোবাইল ফোন না থাকলেও কিন্তু আসলে, <smacks lips> একটু সমস্যা হতই যেমন আ গুগল ম্যাপ। আমরা আমার তো আসলে এখন বর্তমান সময়ে পৃথিবীর এমন, কোন, কোন রাস্তা নাই সেটা চিনি না গুগল ম্যাপের সাহায্যে যদিও। তো ব্যাপারটা হল ফোন না থাকলে একটু কঠিন হয়ে যেত আরকি। আপনার যদি কাগজের ম্যাপ নিয়ে যেতেন আসলে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আসলেন এটা বারবার দেখা লাগতো।
<laughs> একদমই। জি, জি। হু, হু। জি, জি, জি। হ্যাঁ। হু, হু। জি, জি। হ্যাঁ, তা তো অবশ্যই। আবার এই গুগল ম্যাপে যেভাবে আমাদের হেল্প করে যেমন হচ্ছে গিয়ে, ঐযে কোথ কোন রাস্তায় জ্যাম আছে না আছে। তারপরে কোন রুট ব্যবহার করলে একটু জলদি পৌঁছাতে পারবো। তো এটাও কিন্তু, অনেক সুবিধা হয়ে গেছে। দেখা গেছে যে আমি অনেক অচেনা রাস্তা ভ্রমণ করেছি। হ্যাঁ।
তারপরে। আপ <clicks tongue> উন জি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। ওই যে, মনে করেন যে ওয়াকিং ডিসট্যান্স দিয়ে টু টু হুইলার ওয়াকিং ডিসট্যান্স দিয়ে মানে টু হুইলার যতগুলো আছে সেগুলোই চলতে পারে আরকি। <chuckles> তারপরে আরো একটু, বেপ আরও ব্যাপার আছে। যেমন আপনার ধরেন এই যে যোগাযোগ মাধ্যমটা আসলে একটু ব্যাপারটা একটু কষ্টসাধ্য হয়ে যেত। যে বাইরে যারা থাকে বা বাইরের যে, যোগাযোগের ব্যাপারটা সেটা কিন্তু আসলে একটু কষ্টকর হয়ে যেত ফোন ছাড়া।
জি, জি। <laughs> হ্যাঁ, হ্যাঁ! <sucks teeth> আচ্ছা। জি, জি।

হ্যাঁ, তা তো অবশ্যই এটা তো খুবই দরকার এবং এই যেভাবে আমাদের আসলে জীবনে এর আমা জীবনে যেভাবে প্রযুক্তি জুড়ে আছে দেখা যায় যে তার মধ্যে সবথেকে বড় একটা স্থানই হচ্ছে গিয়ে আমাদের মোবাইল ফোন রাখে। যেটার মাধ্যমে আসলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে, এবং এখন আসলে আ তেমনটা ভাবে চিন্তা করা যায় না যে এমন একটা দিন যেটা আসলে মোবাইল ফোন ছাড়া কাটাবো। ঠিক না? যে আসলে যখনই যা থাকুক যে, যেই পরিস্থিতি থাকুক, যে অন্তত্ব আসলে আমার পাশে আমার সাথে মোবাইল ফোনটা তো আছে তো এর মাধ্যমে আমি যেকোনো জায়গায় যেকোন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো আরকি। এটাই বলে মনে করি। ঠিক না? হ্যাঁ, আবার এ একটা জিনিস দেখুন, যে আগে এক সময় আমরা মোবাইল ফোন যখন না ছিল দেখা যেত যে আমরা অনেক রকম মানে অনেক রকমের ট্রান্সেকশন করতে হলে ব্যাংকের কাজ করতে হলে বাইরে যাওয়া লাগতো। এখন ঘরে বসেই যেখানেই আছি, সেখানে বসেই আসলে মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই ব্যাংকিং করতে পারি। আবার দেখা যায় কিছু এই মোবাইল ফোনের মাধ্যমে ওই যে কিছু ক্যাশ এ্যাপ এসেছে হ্যাঁ, হ্যাঁ তা তো আছেই। আবার ক্যাশ এ্যাপ যেগুলো এসেছে সেগুলো তো, তো অ্যা খুব সহজেই কাউকে টাকা পাঠানো যায় আবার টাকা আনানোও যায়। ঠিক না? তো দেখা যায় যে বন্ধের দিনগুলোতে এই জিনিসগুলো খুবই কাজে দেয়। কারণ ব্যাংক তো বন্ধ থাকে। তবে এগুলো তো আর বন্ধ থাকে না ঠিক না? জি।
উম জি। হুম, জি। <chuckles> হ্যাঁ। উম জি। হ্যাঁ, সেটাই ভাই। উম জি। <chuckles> একদম ভাই, এটাই আর কি ব্যাপার। হু, হু। উম জি। হ্যাঁ। শপিং ও করে ফেলতে পারে। উম জি। আ হ্যাঁ, একদম। <chuckles> হ্যাঁ। একদম। তো ব্যাপারটা হল যদি আসলে আপনি ব্যাংকে নাও যান, তাহলেও তো আপনার বোট পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে। তার মানে মোবাইল জিনিসটা আরকি বলাই যায় যে মানুষকে অলস করে দিয়েছে আরকি। যেমন ফুড পান্ডা, মানে রেস্টুরেন্টে বসে কে খাবে? তাও তার থেকে অর্ডার দিয়ে দিলাম আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই। <chuckles> বাসায় দিয়ে দিল। হ্যাঁ, এটাই।
হ্যাঁ, তো যাই হোক।
তবে ভাই বেশ ভালো লাগলো আপনার সাথে এই বিষয়ে কথা বলে। <chuckles> আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
উম জি। <chuckles> <smacks lips> হ্যাঁ, অবশ্যই ভাই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোবাইলটা কম ব্যবহার করবেন। ধন্যবাদ।
জি। অবশ্যই আপনিও।